হুম। আমার আসলে ওইভাবে গোল সেট করা হয় না। যেটাই আসলে আমার মনে হচ্ছে সবথেকে বড় প্রবলেম। কারণ আমি এই যে মাল্টিপল জায়গার থেকে সাবস্ক্রিপশন কেনা হয়েছে কিন্তু এই যে বাজেট না থাকার কারণে। দেখা যায় যখন যে জিনিসটা মনে হয় তখন সেটা। না আমি একবার আসলে একটা গান খুঁজছিলাম যেতে, যেতে। তো গানটা না আমি দেখলাম এ্যা ১ম এ আসলে আমার ছিল Spotify এর একটা সাবস্ক্রিপশন। তো ওখানে গান খুঁজে পাচ্ছি না। পরে কিন্তু আমি যখন দেখলাম যে আ সাবস্ক্রিপশন থাকা ছাড়াও খোঁজা পাওয়া যাচ্ছে না, তাহলে আমি YouTube এর সাবস্ক্রিপশন গুলো নিয়ে নেই। তো আমি ওই পরে YouTube এ দেখলাম YouTube এর মি মিউজিক এর মধ্যে আছে। তো YouTube Music থেকে আমি ওইভাবে প্লে দিতে, দিতে তখন আমি ভাবলাম যে আসলে ক্যানসেল করে দেব Spotify। তো আরেকটা সমস্যা তখন ফেস করলাম যে এই যে সাবস্ক্রিপশন নিয়মিত যে রিভিউ করা লাগবে বা ধরেন আমি যে আসলে সাবস্ক্রিপশন গুলো সময় মতো ক্যানসেল করে দেব বা কোনটা আসলে আমার রাখা উচিত, কোনটা রাখা উচিত না এইসব বিষয়গুলো নিয়ে আসলে আমার মূলত প্রবলেম হয়। না আমি আসলে হি হিসাব করে পারি না। তবে আপনি আসলে ক্লাউড স্টোরেজ এর যে ব্যাপারটা বলেছেন। আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা খুব কাজে লাগবে। মানে আসলে উম টাকা সেভ করতে গেলে তো একটু মনে করেন সেক্রিফাইস করতে হবে। তো সিমলেস সার্ভিস এর ব্যাপারটা আসলে আমার মনে হয় আমি ই ইয়ে করতে পারব। কিন্তু মিউজিক এর ক্ষেত্রে আসলে কি করা যাবে?
হু, হু। ওকে। উ, হু। আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা। উহু। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। যেহেতু আসলে মিউজিক টা আপনার শোনাই লাগতেছে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি হয়তো এড দেখার মাধ্যমে অনেক ওপেন সোর্স গুলি আসলে ব্যবহার করতে পারবেন। যেহেতু আসলে আপনি আ পেয়ে যাবেন যেমন Spotify তে কিন্তু আসলে এড দেখার মাধ্যমে আপনি গান শুনতে পারবেন। সেক্ষেত্রে হয়তো আপনি প্রিমিয়াম ফিচার টা পাচ্ছেন না। সেটি আসলে কিন্তু যেহেতু আপনি খরচটাকে কমাতে চাচ্ছেন। সেটা কিন্তু আসলে করতে পারেন। তবে আপনার চিন্তার পুরো বিষয়টা থেকে না একটা বিষয় আসলে বুঝতে পারছি যে, আপনি হয়তো এইযে অ অটোমেটিক টাকা কেটে নিয়ে যাচ্ছে এরকম একটা সমস্যা আসলে রয়েছে। তো আপনি কি আসলে যে অটো-পে বা সঞ্চয় পেমেন্ট টা কি আসলে চালু রেখেছেন বা সেখানে আসলে কতটা লিমিট দেওয়া বা আপনার কি এমন হচ্ছে যে এই সাবস্ক্রিপশন এর বাহিরে আসলে যেটা ইউস করছেন না কেটে নিচ্ছে এমন কি আছে?
হুম। জ্বী। হুম, হুম। রাইট, রাইট। হ্যাঁ।

হুম, <smacks lips> আমি মানে আসলে অ্যা অনেকদিন আগে না একটা ট্রায়াল সার্ভিস নিয়েছিলাম ১ মাসের জন্য। সেটা ছিলো আসলে Netflix এর, তো আমি দেখলাম যে এখন সাডেনলি হঠাৎ করে Netflix থেকে এরকম টাকা কেটে নিয়েছে। তো আমি আসলে আমার মনের কাছে মনে হচ্ছে যে সব জায়গায় আমার যে অটো রিনিউয়াল সার্ভিস হ্যাঁ, অন করা আছে। আমার এই যে দেখতে, দেখতে মনে হয় যে আজকে না কালকে করবো, কালকে না পরশু করবো। এই করতে, করতে কিন্তু আমার ওই রিনিউয়াল ডেটটা আসলে মিস করে ফেলি আর হঠাৎ করে আসলে টাকাটাও কেটে নেয়। এগুলোকে আসলে ইজিলি মনে রাখার জন্য কোন কিছু কি করা যায়?
উ হু। ওকে। বুঝতে পেরেছি। বুঝতে পারছি। দেখুন, আপনি যেহেতু আসলে এরকমটা করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার যে ব্যাংকিং সার্ভিস প্রোভাইডার বা আপনি যে পেমেন্ট সার্ভিসটা ব্যবহার করছেন, তাদের কিন্তু একটা অপশন রয়েছে ভার্চুয়াল কার্ড যেখানে হচ্ছে আপনি একটা কার্ডে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত লিমিট করে দিয়ে দিতে পারেন। এবং সেইক্ষেত্রে সে যদি ব্যবহার করেন আপনি কিন্তু নিশ্চিত থাকবেন যে এই টাকার উপরে আর খরচ হবে না। তো সেক্ষেত্রে আসলে যে ট্রায়াল আপনার ওইখানে মনে করুন যে কোনো টাকাই নেই এই কার্ডটার সাথে। তো সেক্ষেত্রে কিন্তু আর কাটার সুযোগটা থাকছে না। এবং আপনি চাইলে কিন্তু যে অটো পের বিষয়টাও কন্ট্রোল করতে পারেন। তো এরকম কি আসলে কখনো খুঁজে দেখেছেন বা আপনার ব্যাংক থেকে কি জানার চেষ্টা করেছেন?
জি। হু। জি।